১ টুকরো হ্যাঁ, মুরগির মাংসের সাথে দেখা যাচ্ছে যে, এ ছোট, ছোট ২ পিস হচ্ছে আলু দিলো। তো এরকম এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে continuously যদি আমি হোস্টেলে ২ মাস টানা থাকতাম। এটা কিন্তু অ মানে continuously খাওয়া হত। মানে বাইরে খাওয়ার যে বিষয়
<chuckles> আলু, আলু। আচ্ছা, আচ্ছা। এবং এর কারণে কিন্তু একটা মানে আপনার বিরক্তি চলে আসছে, তাই না? তো সেক্ষেত্রে আপনি বললেন যে হঠাৎ করে আপনি যে এই যে বাড়ির কথা যে মনে পড়ে। তো ওই যে আপনার মা যে আসলে আপনাকে মসুরের ডালের ভর্তা এবং গরম ভাত সাথে যে এই যে ডিম ভাজি, আলু, আ ঘি, হ্যাঁ? তো শহরে আপনার হোস্টেল জীবনে বা আপনি অন্য কোথাও আসলে এই খাবারটা কি খেয়েছেন? যেটা খাওয়ার পরে আপনার সেই বাড়ির কথা মনে পড়েছে?
একদমই, একদমই। একদমই, একদমই। হ্যাঁ, একদমই। আ আমি যখন আসলে হোস্টেল এর খাবার আ খেতে, খেতে একদমই। মানে আ মুখে থাকে না? হ্যাঁ, বোরিং অথবা রুচি হারিয়ে যেত। আ তো সেখে সেক্ষেত্রে কিন্তু আমি আসলে চেষ্টা করতাম। যে হচ্ছে এ বাহিরে কোথাও বাঙালিয়ানা হোটেল আছে কিনা কিংবা রেস্তা হ্যাঁ, হ্যাঁ, সেখানে গিয়ে গিয়ে কিছু আর কি আইটেম। তো সেক্ষেত্রে কিন্তু মাঝে, মাঝে আমি সকাল বেলা আ হোস হোটে মানে হোটেলে যেতাম এবং আ ওখানে কিন্তু থাকত হচ্ছে মসুরের ডাল ভর্তা, তারপরে হচ্ছে আলু ভর্তা, আলু অ
বোরিং। হুম, হুম, হ্যাঁ, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, সেখানে গিয়ে আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। মানে যেহেতু বাঙালি খাবার। সেখানে তারা বিভিন্ন রকমের খাবার রাখত। তাই না?
হ্যাঁ, একদমই, একদমই। তো এইগুলো যখন খেতাম তখন কিন্তু আমার কাছে মনে হত যে, "ইশ! আমি যদি একটু বাসায় যেয়ে এ মায়ের হাতের রান্না খেতে পারতাম।" হ্যাঁ, এরকম কিন্তু
আচ্ছা, তারপরে? <laughs> ও! অর্থাৎ ওই যে হোস্টেলের যে আপনার মসুরের ডাল ভর্তা, গরম ভাত প্লাস ওখানে হয়তো বা ডিমের মামলেটও পাওয়া যাইত। ওগুলা আপনি খাইলে আপনার মায়ের কথা মনে পড়ত। তাই না? <chuckles> বুঝতে পেরেছি। এই অনেক সময়, হয় না? যে আ ফ্যামিলি থেকে কিন্তু কিছু মানে আ আপনি বললেন যে মায়ের হাতের রান্না। একই রান্না ভিন্ন মানুষ রানলেও দেখা যায় যে বিশেষ মানুষের রান্নার কিন্তু একটা গন্ধ, একটা ঘ্রান, হ্যাঁ? অথবা একটা স্বাদ, এটা কিন্তু আনকমন। দেখা যায় অনেকে আছে কি, যে একই খাবারের টেস্ট নিয়েই বুঝতে পারে যে, "এটা তো আমার অমুক মায়ের হাতের রান্না।" তো এরকম কি এরকম হয়েছে? যে আ মানে আপনি ভিন্নতাটা কীভাবে ফিল করতেন আসলে?
হ্যাঁ, একদমই। একদমই, একদমই। তো হ্যাঁ, একদমই। একদমই, একদমই। <chuckles>

উ ও! দাদির কথা পরে প দা সে দাদি কি বেঁচে আছেন নাকি আসলে চলে গেছেন?
আ এ না, না দাদি আসলে বেঁচে নেই। এর জন্য আসলে সেই রান্নাটাও আসলে এখন আর খাওয়া হয় না হ্যাঁ, এখন এর জন্য হ্যাঁ, মিস করি এর জন্যই আরকি একটু বেশি।
বেশি মিস করেন। ও! আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। তো ওইযে ছোটবেলায় দেখা যায় কি? যে খাবার নিয়ে অনেক সময় যে এ ভাইদের মধ্যে ঝগড়া হত, ভাই-বোনদের মধ্যে। এটা হচ্ছে মজার ঝগড়া, হ্যাঁ? কে কোনটা খাবে বা কে কোন প্লেট খাবে অথবা কে কোন জায়গায় বসে খাবে? চেয়ার নিয়ে। প্লেট নিয়ে অনেক সময় ঝগড়া লাগতো। বিশেষ করে আ যখন রান্না হতো তখন আসলে আ যে কে আগে খাবে, কে আগেরটা নেবে? এই ধরনের কিছু কিন্তু দুষ্ট-মিষ্টি স্মৃতি অনেকের থাকে। তো আপনার ক্ষেত্রে আসলে কোন এ খাবারটা নিয়ে এরকম স্মৃতিগুলো রয়েছে?
হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম, একদম। <chuckles> আ আমার কিন্তু এখনো মনে আছে। আ রোস্ট, আম্মু যখন আসলে ছোটবেলায় রোস্ট আ করত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মুরগির রোস্ট। তো সেক্ষেত্রে ওই রোস্ট এর যে রান ওটা নিয়ে কিন্তু আমার ভাইয়ের সাথে আমার অ্যা মারামারি বা রোস্ট নিয়ে টানা হ্যাঁ, রানটা আসলে কে খাবে? এটা নিয়ে কিন্তু মারামারি হত। অ্যা তো ওই জিনি
এ রোস্ট তৈরি করত মুরগিটা। আচ্ছা। <chuckles> হ্যাঁ। এ রান কে খাবে, তাই না? আচ্ছা। হুম। তো সেই ক্ষেত্রে কে জিতে যাইত?
সেক্ষেত্রে আমি যেহেতু ছোট ছিলাম আমিই কিন্তু জিতে যাইতাম কান্নাকাটি করে। <chuckles> এ
আচ্ছা, আচ্ছা। কিন্তু রান তো ২ টা, তখন? ২ টা ২ জনে খাইতে পারতেন না?
অ্যা আমি, আমি আসলে ছোটবেলা থেকে রান কিন্তু অনেক পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমিই আগে রান্না খেয়ে ফেললাম। অ্যা ভাইয়া দেখা যাচ্ছে অনেক পরে বসলো খাইতে। তো ওই টাইম এ যখন আসলে ভাইয়া খেতে বসত আমি কিন্তু আসলে অ্যা দৌড়ায় চলে যেতাম, যেয়ে বলতাম, "তুমি রান না অন্য কোনো আরেকটা পিস দাও। আ আমিই রান্না খাবো।" তো এটা নিয়ে কিন
আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। ও। মানে একটা আগে খেয়েছেন আবার ঐটাও খাওয়ার ধান্দা। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> তো এটা নিয়ে কিন্তু আসলে বেশ একটু আ গন্ডগোল হতো। ভাইয়াও কিন্তু খুব রাগ করত। আ কিন্তু শেষমেশ কিন্তু জেদ করে জিতে যেতাম কিন্তু আমি।
হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। ও! আচ্ছা, আচ্ছা। মানে ওইযে হয় না? যে, জিদের কারণে জিতে যাওয়ার তো তো অনেকে চোখের পানি যে জিততে চাওয়ার যে একটা আসলে ব্যাপার-স্যাপার থাকে। তাই তো? আচ্ছা, আচ্ছা।
<giggles> আ হ্যাঁ, হ্যাঁ, আ বিষয়টা হ্যাঁ, হ্যাঁ একদমই কিন্তু এরকম।
এখন তো বড় হয়েছেন। এখন আসলে রানটা কে খায়? বা সেই যে রান নিয়ে টানাটানির ঘটনাটা এখনো মনে পড়লে। ভাইয়ার সাথে কি আ মানে হাসাহাসি করেন কিনা?
<chuckles>

হ্যাঁ, একদমই। তো ওর আম্মু আমার ওই বান্ধবীর আম্মু যখন আসলে অ্যা রান্না করত দেখা যাচ্ছে যে, মুরগির মাংস রান্না করল অথবা দেখা যাচ্ছে যে, আ মাছ ভুনা বড়, বড় আমি চা কাচে মানে বড়, বড় মা
আচ্ছা। মানে যেই রান্নাগুলা আপনার মা করত বাসায় যেহেতু আপনাকে বাসায় ইনভাইট করেছে তাদের তো সেই মানে বাড়িরই রান্না, তাই না? <chuckles> আচ্ছা ওগুলা খাবার খেয়ে কি আপনার মায়ের কথা মনে পড়ত?
হ্যাঁ, একদমই আ তো হ্যাঁ, হ্যাঁ, ওগুলা যখন খাবার খেতাম বিশেষ করে আমার আ বড় মাছ ভুনা খেতে খুবই পছন্দ মানে ভালো লাগে। তো ওই জিনিসটা হয়তোবা মানে কোন এক সময় আমি আমার বান্ধবীকে বলেছিলাম। তো যেদিন আসলে আমি ফা
আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। ও পছন্দের কথাটা বলেছিলেন।
হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেদিন আসলে ফার্স্ট ওদের বাসায় ইনভাইটে যাই। তো আমি কিন্তু দেখেছিলাম যে, এরকম মাছ ভুনা। তো ও আসলে বলতেছিল ওর আম্মুকে যে, আমি আসলে বলেছি যে, হচ্ছে মাছ ভুনা করতে যেহেতু তুই পছন্দ করিস।
জি, জি। পছন্দ। <chuckles> আচ্ছা, আচ্ছা। এটা তো ভালো। আপনার বান্ধবী আপনার পছন্দটাকে আসলে গুরুত্ব দিয়েছে এবং যেহেতু আপনি বাসায় যাইতে পারেন না। আর তাদের বাসার যেহেতু পাশাপাশি আ সে আসলে ওই উছিলায় আপনার একটা মানে ভালো লাগাকে সে পূরণ করতে চেষ্টা করেছে।
হ্যাঁ, একদমই। এ একদমই, একদমই। তো ও সে ক্ষেত্রে কিন্তু আ যখন আসলে আমি অ্যা মাছটা আসলে মুখে দিলাম আ আমার কাছে কিন্তু মনে হচ্ছিল যে, হ্যাঁ, কিছুটা কাছাকাছি আসলে ঐরকম টেস্টে আমার উম মায়ের হ্যাঁ, হ্যাঁ, ঐরকমই আরকি। তো মানে খুবই ভালো লেগেছিল খেতে এবং আমি কিন্তু মানে ঐদিন মানে একদম বলা যায় না যে, পেট ভরে ভাত খাওয়ার যে, বিষয়। <chuckles> একদমই, একদমই বিষয়টা আসলে এরকমই হয়েছে।
জি। মায়ের রান্না বা বাড়ির রান্নার মত, তাই না? আচ্ছা। হ্যাঁ, মানে গলা ভর্তি করে খেয়েছেন। <chuckles> বুঝতে পেরেছি তো। এই যে, আপনি যেটা বললেন তারপরেও কিছু, কিছু কিন্তু স্পেশালিস্ট থাকে। যেমন আপনি যেমন বললেন যে, মায়ের হাতের আপনার রান্না। আবার পরিবারের যে, দাদু-নানুরা থাকে, হ্যাঁ? তো তাদেরও কিন্তু একটা স্মৃতি অনেক খাবারের সাথে থাকে। যে, আপনার দাদি একটা খাবার রানতো বা ভালো বানাইতে পারত স্পেশাল ভাবে। এবং হয়তোবা তারা অনেকেই পৃথিবীতে নাই বা দূরে আছে। তো অনেক খাবারের সাথে কিন্তু সেই প্রিয় মানুষদের একটা যে, মানে তাদের যে, একটা কণ্ঠস্বর, তাদের যে, হাতের ছোঁয়া এবং ওই খাবার পরিবেশনের সময় তাদের যে, একটা মুভমেন্ট, হ্যাঁ? অনেক কিছু কিন্তু একটা খাবারের সাথে জড়িত। এরকম আর কোন খাবার আছে নাকি যেটার সাথে আপনার কোন প্রিয় মানুষের বা অতীতের কোনো একজন মুরুব্বি বা আপনার কাছের মানুষের কোন স্মৃতি জড়িত আছে? এমন কিছু আছে কি?
হাইয়ে। একদমই, একদমই। হ্যাঁ, একদম। একদম, একদম। অ্যা হ্যাঁ।